আচ্ছা, আমি স্বভাবতই একটু চুপচাপ থাকার মানুষ। দেখা যায় যে, বন্ধুরা দেখা যায় অনেক বেশি লাউড ভাবে কথা বলে। তো তখন দেখা যায় যে, থাকে না? যে স মানে অ এক পক্ষ যদি একটু লাউড হয়, অপর পক্ষকে একটু শান্ত থাকতে হয়। তো যখন আসলে বন্ধু মহলের মধ্যে এরকম একটা লাউড সম্পর্ক, বা লাউড একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। তখন দেখা যায়, যে আমি আসলে নীরব প্রাণীর মতো স ভূমিকা পালন করি, এবং আসলে পুরো পারিপার্শিক যে অবস্থানটা আছে সেটা বোঝার চেষ্টা করি। কারণ দেখা যায়, যে আমি যদি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি, তখন কিন্তু আসলে আমি সিদ্ধান্ত নিতে পারব না, এবং রাগের মাথায় আসলে কখনো কোনো সিদ্ধান্ত নিতে হয় না। এটা আসলে আমি আমার দাদীর হ্যাঁ
আচ্ছা। হুম, হু। একদমই তাই। হুম, হু। আচ্ছা। আচ্ছা। একটা প্রতিক্রিয়া দেখিয়ে দেওয়ার হয়তোবা একটা প্রবণতা চলে আসতে পারে।
হ্যাঁ, এটা আমি আমার আসলে দাদীর কাছ থেকে শিখেছিলাম। দাদী ব মানে সবসময় বলত যে, "যখন আসলে খুব রাগ উঠবে তখন তুমি বসে পড়ো, এবং ব বসা অবস্থায় যদি রাগ উঠে তাহলে তুমি শুয়ে পড়ো। বা চোখ বন্ধ করে ফেলো।" এরকম একটা অবস্থা। তো দেখা যায়, যে ওই জায়গাটা থেকে মানে যখন আসলে খুব দেখা যেত, যে আমি ইনডিসিশন অবস্থায় ভুগছি যে ডিসিশন নিতে পারছি না। তখন আসলে আমি চুপচাপ ঠান্ডা মাথায় আসলে নিজেকে একটু সময় দিয়ে তারপরে বিষয়টা বুঝে, এরপর ডিসিশন নেওয়ার চেষ্টা করতাম। এবং বন্ধুদেরকে আসলে বোঝানোর চেষ্টা করতাম। যখন আসলে ওরা একটু শান্ত অবস্থায় থাকতো। মানে এত মানে চড়াও অবস্থায়, ওদেরকে ওদের সাথে আসলে কথা বলার চেষ্টা করতাম না।
আচ্ছা। হুম, হু। হু, হুম। বাহ! চমৎকার। হুম, হু। আচ্ছা। তার মানে হচ্ছে, যে আপনি ধীর স্থিরভাবে অবজার্ভ পরিবেশটা আসলে অবজার্ভ করার চেষ্টা করেন। তারপরে ঠান্ডা মাথায় তাদেরকে স তাদেরকে বিষয়গুলো হয়তো বুঝিয়ে বলার চেষ্টা করেন। বাহ চমৎকার! টেকনিক আমি বলব। তো সেক্ষেত্রে আমি যদি আরেকটা বিষয় একটু জানতে চাই যে, যে বন্ধুদের সঙ্গে অনেক সময় ব্যস্ততা, বা দেখা না হওয়ার কারণে মানে দূরত্ব অনেকটা অ্যা বেড়ে যায়। বা তারাও এক ধরনের হয়তোবা অন্য টাইপের কিছু মনে করে থা থাকেন। তো তখন সেই বিষয়টাকে দূরত্বটাকে ঘোচানোর জন্য আপনি আসলে কিভাবে সমাধান করেন?
একদম, একদম। উম সেটাই। হুম, হু। উম জ্বি। হুম। জ্বী। হুম, হু।